আমি না বেশ অ্যা কিছুদিন যাবত আসলে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আর মানে সমস্যা বলা যায় না। কেমন যেন আসলে হতাশা, হতাশা একটা ভাব আসলে আমার মধ্যে দা জাগছে। আর এমন অবস্থায় আসলে কি করবো? অ্যা সেই বিষয়টা আসলে আমি অ্যা কোন কিছু আ বের করে উঠতে পারছি না। আর যার কারণে বলা যায় যে মানে মানসিক চাপের যে ব্যাপারটা সেটা আসলে তুলনামূলক আরকি একটু বেশি হয়ে যাচ্ছে ভাই। তো এমন অবস্থায় যে আসলে কি করে বের হব এই পরিস্থিতি থেকে? বা এখান থেকে বের হওয়ার আদতেও কোন আসলে উপায় আছে কিনা? অ্যাপ <smacks lips> তো আমি আমি কোন কিছু আসলে বুঝে উঠতে পা পারছি না। তো আপনি যদি আসলে আমাকে এ ব্যাপারে একটু সহায়তা করতেন বা একটু যদি বলতেন যে আ এখান থেকে আসলে আদতেও বের হতে পারব কিনা? বা কোন আসলে উপায় আছে কিনা? তাহলে ভাই বেশ আ উপকৃত হতাম আরকি। তো ভাই, আপনি আমাকে একটু বলেন যে, আসলে এখান থেকে বের হওয়ার উপায়টা কি হতে পারে? বা এখান থেকে আসলে বের হওয়ার উপায়টা কি আরকি? জি ভাই।
জি। হু, হু। জি। না আসলেই আপনার কথায় তো সেটা বোঝা যাচ্ছে যে, আপনি একটা দুশ্চিন্তার মধ্য দিয়েই যাচ্ছেন। এবং আপনার কথা থেকে এটাও বোঝা যাচ্ছে যে আপনি মানসিক ভাবেও কিছুটা হতাশ অনুভব করছেন। তো আপনাকে পরামর্শ দেওয়ার আগে যদি আপনি বিষয়গুলো আরেকটু খোলাসা করে বলতেন তাহলে আর কি সহজ হতো আমার জন্য।
হ্যাঁ, হ্যাঁ। আ আচ্ছা, বিষয়টা যদি আসলে খোলামেলা করে বলতে চাই, তাহলে না ভাই, আমি একটা hobby শিখতে চাচ্ছি আরকি। বলা যায় যে আমি ছবি আঁকা শিখতে চাচ্ছি। তবে এখন ছবি আঁকা শিখা তো আসলে ভাই একটা দীর্ঘ সময়ের ব্যাপার। মানে এখানে তো আসলে আপ ১ ২ দিনে আসলে তো করা সম্ভব না। তবে এই যে ছবি আঁকা যদি আসলে শিখতে চাই ভাই তো দেখা যায় যে তা অ অনেক ক্ষেত্রে কিন্তু আসলে যেটা হয় যে আপনার আ কি বলা যায় যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় যে আ একটা পর্যায়ে যেয়ে মানুষ আরকি অনুপ্রেরণাটা হারিয়ে যায় বা তার আসলে সময়সীমাটা আর হয়ে ওঠে না। তো আ আমি এখন একটু চিন্তায় পরে গিয়েছি যে আমি যদি আসলে ব্যর্থ হয়ে যাই তাহলে তো আসলে আমার স সময় যেটা সেটা তো আসলে বিফলে যাবেই। আর পরিশ্রম তো এটাকে আসলে না বললেই নয়। তো যার কারণে না আমি যে ছবি আঁকাটা শিখব বা শেখার জন্য যে আসলে আ হা মানে শুরু করব আ কোন একটা কিছু সেটা আসলে ভাই আমি কোনভাবে আরকি বুঝে উঠতে পারছি না। তো এমন অবস্থায় ভাই আসলে আমি কী করব? বা কি করলে আসলে এখান থেকে ভাই আমি এখান থেকে বের হয়ে আসতে পারব? আ কোন কিছুই আসলে বুঝে উঠতে পারছি না। তো ভাই <swallows> আপনি যদি আসলে আমাকে একটু বলতেন তাহলে ভাই বেশ আ ভালো হতো আরকি। তো ভাই আপনি একটু বলেন যে আ এমন অবস্থায় যে আমার যে অনুপ্রেরণার যে ক্ষেত্রটা সেটা হারিয়ে যাচ্ছে সেগুলো আসলে কিভাবে আরকি ফিরিয়ে নিয়ে আসতে পারি আরকি? জি ভাই।
হুম, হুম। ভালো, হুম। হুম, হুম। জি। হু, হুম। ও। হুম, হুম। জি, দেখুন আপনি কিন্তু খুব সুন্দর একটা hobby 'র কথা বললেন যে ছবি আঁকার একটা বিষয়টি। এটি কিন্তু অনেক সৃজনশীল জনিত একটা কাজ এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ছবি আঁকা শিখতে গিয়ে যেই ব্যর্থতা অনুভব করছেন বা মনে হচ্ছে যে শু কিভাবে শুরু করবেন এটা কিন্তু অনেকেই এমনটা মনে করে থাকে কিন্তু বাস্তবে হচ্ছে কি যারা ভালো আঁকে, তারা সবাই কিন্তু এই ব্যর্থতার পথ দিয়েই এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যর্থ হওয়া নয় বরং ব্যর্থতার পর আবার শুরু করার যে মানসিকতা এটা রাখা। তো আপনি কি অ্যা কখনো কি আ মনোবল নিয়ে চেষ্টা করেছেন শুরু করতে বা আপনার কাছে কি এমন কোন অ্যা বিষয় আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে যে আপনি আসলে একটু সেভাবে করে ছবি আঁকা শুরু করতে চাচ্ছেন? এমন কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা?
হুম, হুম, হুম। অ্যাহ, হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। অ্যা হ্যাঁ। উম। সত্যি কথা বলতে কি ভাই, আমি আ যে শুরু করবো বিষয়টা, এটা আসলে কোনোভাবে আরকি করে উঠতে পারছি না। যার পেছনের কারণ হলো কি? আমি না ঠিক আ ভয় পাচ্ছি একরকম, আসলে একটা ভয় কাজ করছে যে, আদৌতেও যদি আসলে আমি আ শুরু করি তাহলে বিষয়টা আমার জন্য কেমন হতে পারে? বা আপনার আ এগুলোকে আসলে কীভাবে কি করতে পারি? এটা নিয়ে আসলে আমার মধ্যে একটা কেমন জানি একটা ভয়ের কাজ করছে, যে আ যদি আসলে কোনোভাবে ব্যর্থ হয়ে যাই? তাহলে তো একটা সময় সাপেক্ষ সবকিছু মিলিয়ে কিন্তু আসলে একটা বেশ আ ভালো রকমের কিন্তু একটা সমস্যায় পড়ে যাবো। তো ভাই, এমন অবস্থায় আসলে আমি কী করতে পারি? কারণ এখানে হচ্ছে আমি শুরুটাই আসলে করতে পারছি না, এখন শুরু যদি আসলে করতে না পারি তাহলে তো আ ভবিষ্যতে খুব বড় ধরনের একটা সমস্যায় আমি পড়ে যাবো। তো আ আমি কি করতে পারি এমন অবস্থায়? যদি একটু বলতেন তাহলে ভাই বেশ উপকৃত হতাম। কারণ আ এভাবে করলে এভাবে করলে দেখা যাচ্ছে যে, আমি আমার জীবনের কোনো লক্ষ্যই আসলে আমি পূরণ করতে পারবো না। তো আমি মূলত চাচ্ছিলাম যে আমার আত্মবিশ্বাসের যে ক্ষেত্রটা সেটাকে যে আসলে আমি কিভাবে বাড়াতে পারি আ সেটাই আসলে আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম। কারণ আত্মবিশ্বাসটা আসলে আমার এক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। বলা যায় যে কোনোভাবে আসলে আ নাই হয়ে গেছে বলা যায়। তো আত্মবিশ্বাসটাই তো আসলে আমি পাচ্ছি না। তো আত্মবিশ্বাসটা আসলে ভাই কিভাবে ফিরিয়ে আনতে পারি? জ্বি ভাই।
হুম, হুম। ও! হু, হু। জ্বি। হুম, হুম। জ্বি। হু, হু। ও! আচ্ছা। জ্বি, বিষয়টি অ্যা অত্যন্ত জটিল এবং গুরুতরই মনে হচ্ছে আপনার দিক থেকে। আমি চেষ্টা করবো আসলে যথার্থ পরামর্শ দেওয়ার আর সে যেটা আপনার জন্য উপকৃত হতে পারে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন যেহেতু আপনার শুরু করতে যেয়েই আপনি আ বেশিরভাগ বাধার সম্মুখীন হচ্ছেন আপনার কথায় বুঝতে পারছি। তো আপনি যেটা আগে আ মাইন্ড সেট করবেন যে আসলে ভালো আঁকতে হবে, এই বিষয়টি না আগে আপনি মাথায় সেট করবেন না। অনেকে চিন্তা করে যে ১ম এই একদম পাবলো পিকাসের মত আঁকতে হবে, বিষয়টা কিন্তু ঠিক এমন না, হ্যাঁ? তো ভালো আঁকতে হবে এই চাপটা আগে নামান। আপনি যেটা করতে পারেন যে শুরুর দিকে নিখুঁত ছবি আঁকার চেষ্টা করলে কিন্তু হতাশা বাড়ে। এখন আপনার লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন আঁকা, ভালো বা খারাপ যাই হোক শেখার পর্যায়ে খারাপ আঁকাই কিন্তু প্রমাণ যে আপনি প্র্যাকটিস করছেন, ঠিক আছে? এবং আপনি আ খুব ছোট কিছু লক্ষ্য নির্ধারণ করতে পারেন যে একসাথে বড় কিছু শেখারচে অ্যা শেখার যে চেষ্টা? এটা কিন্তু করবেন না। যেমন ধরুন আজকে শুধু ১ টা লাইন টানলেন, হ্যাঁ? কাল শুধু বৃত্ত বা স্কেচ করলেন, পরের দিন সহজ কোনো বস্তু অ্যা ধরেন সেটা কোনো একটা বি অ্যা বিষয় নিয়ে আপনি একটু আঁকাআঁকি করলেন, চেষ্টা করলেন সেটা কাপ হোক বা বই হোক বা অন্য কোনো বিষয় হোক। ছোট সাফল্যই কিন্তু ধীরে, ধীরে আত্মবিশ্বাস তৈরি করে এবং অনেকে কিন্তু এমন হয়ে যায় যে, নিজেকে আসলে অন্যের কাজের সাথে তুলনা করে। অ্যা মানে প্রক্রিয়ায় ফোকাস না করে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আসলে ইন্টারনেটে বা বন্ধুদের কাজ দেখে নিজেরটা ছোট মনে হওয়াটাও কিন্তু অনেক ক্ষেত্রে স্বাভাবিক। যে অনেকে মনে করে যে আমি ওর মতো কেনো হতে পারছি না? তো সেক্ষেত্রেও আসলে মনে রাখা উচিত যে আপনি কিন্তু তাদের শেষ ফলাফল দেখছেন, তাদের শুরুটা নয়। তো এক্ষেত্রে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট কিছু রুটিন আর প্রা বা হচ্ছে অগ্রগতি ট্রাক করতে পারবেন যে আপনার প্রতিদিন যে যেটা আঁকছেন এটার উপর ভিত্তি করে। তো আপনি কি আসলে প্রতিদিন ঠিক কতটুকু সময়, শক্তি ব্যয় করেন এই ছবি আঁকার পেছনে?
হ্যাঁ। <clears throat> হুম, জ্বি। হ্যা, হ্যা। হুম, জি। হ্যা, হ্যা। হুম, জ্বি। হু, হু। উম, জ্বি। হ্যা, হ্যা। উম, জ্বি। হু, হু। উম, জ্বি। হু, হু। উম, বুঝতে পারছি। হুম। হ্যা। উম সত্যি কথা বলতে কি? আমি একেবারেই আসলে সময় ব্যয়ের যে ক্ষেত্রটা আছে সেটা আসলে করে উঠতে পারছি না বা সময় দেওয়ার আসলে যে ব্যাপারটা আছে সেটা আসলে পেরে উঠতে পারছি না। তবে উম আপনার সাথে কথা বলার পরবর্তীতে আসলে মনে হচ্ছে যে আমার সময় দেওয়ার যে ক্ষেত্রটা সেটা আদৌতেই আসলে আমার উচিত ছিল। যেটা আসলে আমি এর আগে কোনোদিনই আসলে দিইনি, মানে এভাবে করে আসলে ভেবে দেখিনি। তবে এখন মনে হচ্ছে যদি সময়টা আস্তে, আস্তে করেও দিতে পারতাম আর আ আমি আমি চেষ্টা করতাম যেভাবে সবসময়ের জন্য যে বা কোনোভাবে যদি আমার পেইন্টিংটা ভালো না হয় বা কোনোভাবে আসলে আ এখানে হিতের বিপরীত যে ব্যাপারটা সেটা যদি হয়, তো সেক্ষেত্রে হয়তোবা আমি একটা ঝামেলায় পড়ে যেতে পারি বা আমার সময়টা আসলে ব্যয় হতে পারে। আমি এভাবে করে আসলে চিন্তা করিনি কখনোই যে আবার আ পেইন্টিংটা আসলে সেরা পেইন্টিং হওয়ার দরকার নেই বা আমার আমার আসলে এতটাও আরকি মানে চাপ নিয়ে যে আসলে কোনো একটা কিছু করার সেটার আসলে কোনো দরকার নেই। তবে এখন মনে হচ্ছে যে আ আমি যদি ধীরে-সুস্থে করে যদি আস্তে, আস্তে করে আরকি আ বিষয়টা শুরু করতে পারি, সেটা আসলে বেশ আ ভালো একটা ব্যাপার হতে পারে আরকি। কারণ আ এভাবে এর আগে আমি চিন্তা করে দেখিনি। আর আ আস্তে, আস্তে করে আসলে শুরু করাটা ভালো হবে, এইক এটাই মনে হচ্ছে। কারণ এখানে সময়টাও আরকি কম লাগবে বা পরিশ্রমের যে ক্ষেত্রটা সেটাও আসলে কম লাগবে। তো ভাই, এক্ষেত্রে কি আসলে কোনো রুটিন বা এই জাতীয় আসলে কোনো কিছু কি আমার আ মানার দরকার আছে? জি ভাই।
হুম, হুম। ও বুঝতে পারছি। হু, হু। জ্বি। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। হু, হু। জ্বি। হুম, হুম। এক্সাক্টলি। হ্যা, আপনি করতে পারেন, যদি আপনার কোনো রুটিন থেকে থাকে বা যদি রুটিন নাও থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার প্রতিদিনের একটা বিশেষ সময় ঠিক করে যে আপনি ওই সময়টাতেই মূলত আঁকাআঁকি করতে চাচ্ছেন, যখন আপনার আসলে মানসিকভাবে অনেক রিফ্রেশ থাক লাগবে আপনাকে। এবং আপনি দেখবেন যে আপনার আ সব এ্যা নতুন, নতুন ছবি আঁকার ক্ষেত্রে এই বিষয়টা আপনাকেও কিন্তু অনেকটা আ মানসিকভাবেও কিন্তু অনুপ্রাণিত করবে। ওই সময়টা আপনি নির্বাচন করে তখন আপনি কিন্তু ছবি আঁকাগুলো শুরু করতে পারেন। এবং আপনি যেটা করতে পারেন আপনি নিয়মিত কিন্তু সীমিত সময় দিয়েও করতে পারেন। যেমন ধরুন আ প্রতিদিন ১৫-২০ মিনিট একটু আঁকাআঁকি করুন। আ দীর্ঘ সময় ১ দিন এঁকে আবার কয়েকদিন না আঁকার চেয়ে অল্প সময়ে নিয়মিত আঁকা কিন্তু অনেক বেশি কার্যকর এবং আপনি যেটা করতে পারেন, যে আসলে আপনার যদি একটু মনে হয় একটু ভয় অনুভব হচ্ছে বা যদি মনে হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি, সেক্ষেত্রে নিজেকে একটু প্রশ্ন করুন মনে, মনে যে, "আমি ঠিক হলে ভয় পাচ্ছি। খারাপ হবে, সময় নষ্ট হবে, আবার ব্যর্থ লাগবে।" হ্যাঁ? কিন্তু ভয়টা দূর করতে হবে না। শুধু বলুন, "ভয় থাকলেও আমি ২ মিনিট কাজ করবো।" মানে এই বিষয়টা একটু নিজের মধ্যে আ সেট করতে হবে। দেখা যাচ্ছে যে 90% ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে, শুরু হয়ে গেলে মানুষ চালিয়ে যেতে পারে, আর না পারলেও আপনি যে শুরু করছেন এটাই কিন্তু আপনার জন্য জয়। তো আপনি আ আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আ শুরু করার সময় আপনার মাথার এ সবচেয়ে বেশি কোন ভয়টা আসে এবং দিনে কোন সময়টায় ৫ মিনিট একা থাকা সবচেয়ে সহজ মনে হয়?
উ হু, হু। উম, জ্বি। উম, জ্বি। হ্যা, হ্যা। উম, জ্বি। উম, জ্বি। হু, হু। উম, জ্বি। <clears throat> উম, জ্বি। হুম। হ্যা, হ্যা। উম। উম সত্যি কথা বলতে কি শুরু করার সময় আমার মাথায় যে ভয়টা আরকি সবসময়ের জন্য প্রথমে সবথেকে বেশি আসে। আ সেটা হল যে ভাই আমি, আমার মনে হয় যে, যদি আসলে এটা কে কোনভাবে সম্ভব না করতে পারি বা আ execute আসলে যদি না করতে পারি, তাহলে তো হয়তোবা আসলে একটা সমস্যার মধ্যে পড়ে যাব বা একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। মানে এরকম আসলে একটা চিন্তা আমার মাথায় প্রথমেই চলে আসে, আর যেখান থেকে আসলে আমি কোনভাবে আ কি বলা যায় যে বের হয়ে উঠতে পারছি না। আর আ যার কারণেই আসলে বলা যায় যে ভাই আ আপনার সাথে কথা বলার। ৫ মিনিট বলতে কি ওই রকম আসলে নিজের জন্য সময়টা না ভাই আমি এখনো পর্যন্ত কোনদিনই আসলে আ ম্যানেজ করিনি বা নিজের জন্য আসলে এভাবে সময় এখনো পর্যন্ত আ দিইনি কাউকেই, মানে রাখিনি বলা যায় আরকি। তো এক্ষেত্রে কি আসলে নিজের জন্য সময় রাখার যে ক্ষেত্রটা সেটাও কি আসলে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমার জন্য তাহলে? জি ভাই।
হু, হু। জি। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। আচ্ছা। অবশ্যই গুরুত্বপূর্ণ। এর তো কোন বিকল্প নেই যে আপনি যখন, আপনার নিজের জন্য সময় বের করে শুরু করতে পারছেন তখনই কিন্তু সেই সময়টা আপনার জন্য অগ্রগতির একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় দেখা যায় যে, যে আপনি সারাদিন ব্যস্ত থাকছেন কিন্তু আ অবসর সময়টা পাচ্ছেন না বা আপনার কাছে আসলে ওই সময়গুলোতে এই যে আপনার যে একটা বিশেষ শখ রয়েছে এটি আপনি পূরণ করতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সৃজনশীল যে চিন্তাগুলো এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই মস্তিষ্কে আসতে ব্যাহত হয়। তো আপনাকে এমন একটা উপযুক্ত সময় নির্বাচন করতে হবে, যখন আপনি মানসিকভাবে একটু স্থির থাকবেন এবং সবকিছু আপনার মনে হচ্ছে যে আপনার পক্ষে আপনার অনুকূলে রয়েছে পরিবেশটা। এমন সময় নির্বাচন করলে হবে কি? অনেকাংশেই কিন্তু আপনি দেখা যাচ্ছে আ অনেক সৃজনশীল জনিত অনেক আ নতুন, নতুন কিছু আপনি আবিষ্কার করতে পারছেন আপনার ছবি আঁকার মাধ্যমে। এবং এটা কিন্তু আপনার নিজে মানসিকভাবেও আপনার মনোযোগ ধরে রাখতে অনেক বেশি উপকৃত আপনি অনুভব করবেন। তো এখন আপনার আ কি মনে হচ্ছে আপনি কি বিষয়গুলো পারবেন?
হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম, জি। হু, হু। উম, জি। হুম, হুম। উম বুঝতে পারছি। ন না আসলেই ভাই। হুম, এখন মনে হচ্ছে বিষয়গুলো আমার জন্য বেশ একটা সহজ একটা ব্যাপার হয়ে গিয়েছে। কারণ আপ এর আগে না ভাই আমি বিষয়গুলো এভাবে আর কি কখন কোনদিনও আসলে চিন্তা করে দেখিনি। তবে এখন মনে হচ্ছে যে আমার জন্য বিষয়গুলো বেশ অ্যা সহজ একটা ব্যাপার হতে পারে। কারণ আপ যেটা হচ্ছে যে আমি এর আগে যে শুধুমাত্র চিন্তা করতাম যে সবসময়ের জন্য আমাকে তা আ ভালো কিছু করতে হবে একবারেই ১ম এ। ১ম এ আরকি ওই যে উম ভালো কিছু যদি করতে না পারি, তাহলে মানুষে কি বলবে? বা এরকম আসলে একটা ভয়ে থাকতাম। তবে এখন ক্ষেত্রগুলো আপনার সাথে কথা বলার পরবর্তীতে মনে হচ্ছে যে আ আমি এভাবে চিন্তা না করে যদি আস্তে, আস্তে আ করার চিন্তা করতাম তাহলে আমার জন্য ভালো হতো আরকি। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে শোনার জন্য আমাকে। ভালো থাকবেন ভাই।
হুম, হুম। জি। বুঝতে পেরেছি। জি। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন। ধন্যবাদ।